জি, তা তো অবশ্যই। কিন্তু এটাও সত্যি এখনকার যে বাচ্চারা বা যারা আছেন, তারা কিন্তু বেশিরভাগই কিন্তু মোবাইল প্রিয় হয়ে গেছেন। কিন্তু মোবাইল প্রিয় আর কায়িক পরিশ্রম যে খেলাধুলাটা, এটা কিন্তু অবশ্যই এক না। হ্যাঁ, মোবাইল তবে মোবাইলটা কিন্তু তাদের টাইম ও খাচ্ছে। তাদের মানসিক পরিবর্তন খুব আ ঘটিয়েছে এটা দেখেছেন কিনা আমি জানি না। কিন্তু এটা কিন্তু একটা নৈতিক প্রভাব ফেলে কিন্তু এই মোবাইল অতিরিক্ত ব্যবহারের ফলে। এখনকার বাচ্চাদের দেখা যাচ্ছে, জন্মের পরেই কিছুটা এ মানে কিছুটা একটু আ হালকা-পাতলা দেখা গেলো হাপুর হাঁটতে পারতেছে, সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে কি করতেছে? যখন খাচ্ছে না, মোবাইল দিয়ে দেওয়া হচ্ছে, "নাও, এই নাও মোবাইল, এবার মোবাইলে তুমি কার্টুন দেখো।" ঘন্টার পর ঘন্টা কিন্তু দেখে যাচ্ছে। এবং এটা কিন্তু ভবিষ্যতে তাদের জন্য অভ্যাস থেকে যাচ্ছে। যার কারণে কিন্তু তাদের জন্য ঝামেলা পূর্ণ হয়ে যাচ্ছে যে, তারা মোবাইল ছাড়া খাচ্ছে না। এখানে কিছু করতে গেলে মোবাইল ছাড়া নিচ্ছে না। কিন্তু যখন খেলাধুলার কথা বলা হচ্ছে, "না আমি খেলতে যাব না।" অবশ্য তাদের দোষ দিয়েও লাভ নেই। এটা স সঠিক ক্ষেত্রে যদি বলা হয় তাহলে এটা কিন্তু পরিবারও কিছুটা দোষ। আবার কিছুটা সামাজিক অবস্থাও কিন্তু আমাদের নেই। ওই যে প্রথমেই বললাম যে খেলাধুলার জায়গার যে অভাবটা এটা কিন্তু আপনাকে মানতেই হবে। দেখা যাচ্ছে আমরা যে অ্যাপার্টমেন্ট গুলোতে থাকি, দেখা যাবে সামনে একটু খেলার জায়গা, কিন্তু তাও কিন্তু রাস্তা। রাস্তায় কিন্তু খেলা ঐভাবে যায় না। বা গ্যারেজটাও দেখা যাচ্ছে ছোট বা গ্যারেজেও গাড়ি-টাড়ি থাকতেছে। যে কারণে ওখানে কিন্তু ঐভাবে খেলা যাচ্ছে না। কিন্তু এই এটা কিন্তু আসলে এ সর্বদিক দিয়ে সবার উপর দোষ চাপাই দিলেও লাভ নেই। কিন্তু এগুলো কিন্তু বর্তমানে হচ্ছে। কি বলেন আপনি বলেন?
হু। হু, হু, হু। জি, জি। জি, জি, জি অবশ্যই। হু, হু। হু, হু। জি, জি অবশ্যই। জি, জি, জি, হু। হু, হু। জি, জি, জি অবশ্যই এ দেখেছি। জি, জি, জি। হু। হু। হু। মোবাইল দিয়ে দেওয়া হচ্ছে। হু, হু। হু, হু। জি, জি। জি। জি, জি অবশ্যই। জি, জি। হু, হু, হু। হু, হু, হু। জি, জি, জি। হু। হু। জি, জি। জি, জি, জি অবশ্যই। হু, হু। জি, জি। হু, হু। হু, হু। জি, জি। জি, জি, জি। হু, হু। হু, হু, হু। জি, জি, অবশ্যই। হু, হু, হু, হু। জি, জি অবশ্যই, অবশ্যই। এটা আপনি খুব ভালো বলেছেন যে, আমাদের আমরা যেভাবে হচ্ছে হলো ইট-পাথরের দালান করছি খ্যা আ ফাঁকা জায়গা গাছ গাছালি থেকে শুরু করে মাঠ এগুলো হারিয়ে যাচ্ছে। বিশেষ করে শহরগুলোতে এটা হুম, হু, হু, হু, হু, হু, তা বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে হলো এটা একটা আ খারাপ দিকে চলে যাচ্ছে। যার মানে ছে ছেলেপেলেরা খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে। তবে এর মধ্যেও যদি আমাদের আপনি যেমন বললেন যে, "পরিবারের কিন্তু দোষ আছে।" যে পরিবারের ই ই করছে, কিন্তু যদি আমরা একটু চেষ্টা করি কিন্তু একটু পার্কে নিয়ে যাই, খেলাধুলার জায়গা আছে সেখানে একটু নিয়ে যাই। স প্রতিদিন না পারি, সপ্তাহে একদিন নিয়ে যাই তাহলে তার আ এট এটা কিন্তু আমরা ফ্যামিলির লোকজন বা প্যারেন্টস যারা আছেন, অভিভাবক যারা আছেন তারা কিন্তু করতে পারে।
জি। জি, জি। এটা এটা বেশিরভাগ এলাকাতেই কিন্তু নেই, আপনি দেখেছেন কিনা জানি না। জি। হ্যাঁ, হ্যাঁ। ঠিক। জি। না তা অবশ্য ঠিক, হ্যাঁ, হ্যাঁ। এটা এটা হ্যাঁ এটা তারা কিন্তু পারে, হ্যাঁ, হ্যাঁ এটা কিন্তু তারা করতে পারে। কিন্তু বর্তমানে কিন্তু তারাও মোবাইল প্রিয়, এটা আপনি দেখেছেন কিনা জানি না। কিন্তু আমরাও কিন্তু বেশিরভাগ টাইমে এই যে, যে বাচ্চাদেরকে একটু খেলাধুলার জন্য এদিক-ওদিক নিয়ে যেতে হয়, আমরা কিন্তু এইগুলো না বাদ দিলে আমরা যখনই ফ্রি টাইম পাচ্ছি তখন কিন্তু আমরাও সেই মোবাইল নিয়েই বসে যাচ্ছি। কিন্তু আমরা কিন্তু এটা আমরা আমাদের যে দায়িত্ব থাকা দরকার, সেই দায়িত্ব আমরা পালন করছি না। কিন্তু এই জ এই জন্য বাচ্চাদেরও পুরোপুরি দোষ দিলে হবে না। বাচ্চাদের থেকে দোষটা সম্পূর্ণ আমাদেরই বেশি।
হু, হু। হু। জি, জি, জি অবশ্যই। হু, হু। হু, হু। জি, জি, জি। জি, জি, অবশ্যই। হু, হু। উ জি, জি, অবশ্যই। আ হু। হু।